হ্যাঁ ভাই, আমি তাই মনে করি। আসলে আ সে আমি মনে করি আসলে যখন আপনি খাওয়া-দাওয়া করবেন, বা যাই করেন না কেন। সেক্ষেত্রে কিন্তু আসলে আ আ ম সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি বিভিন্ন ধরনের খাবার ট্রাই করে আ দেখতে পারেন। যে ভাই কেমন হচ্ছে বা আপনি জীবনের আব নতুন অভিজ্ঞতার ক্ষেত্রেও কিন্তু খাবারটা জড়িত। আপনি যেমন কোথাও গেলেন, হ্যাঁ? এখন গিয়ে আপনি বলতেছেন, এই যে আপনি যখন এমন বলতেছেন যে আমি এটা খেয়েছি, আমি ওটা খেয়েছি। আপনি যখন এ এটা কিন্তু এমন না যে শুধু ওই জায়গায় এর মানুষই ট্রাই করবে। বাংলাদেশে কিন্তু ঢাকায়ও এই ধরনের ব্যাম্বু চিকেন বা এগুলা পাওয়া যায়। কিন্তু ওখানে অথেন্টিক পাওয়া যায়। তাই না? তো সেই ক্ষেত্রে
হু। হুম। হুম। জ্বী, একদম। হ্যাঁ। একদম। হ্যাঁ, এই সাদটা আসলে আমি পাই নাই আসলে বলতে গেলে।
হ্যাঁ, এবং সেক্ষেত্রে কিন্তু আপনি যখন ঢাকায় খাবেন। তখন কিন যার সাথে বসে খাবেন তাকে কিন্তু আসলে বলতে পারবেন, যে আমার এটা নিয়ে স্মৃতি আছে। আমি এ ধরনের এই জায়গায় গিয়েছিলাম, এবং আমি এখানে এটা খেয়েছি অথেন্টিক টেস্ট এবং আপনি সেই অভিজ্ঞতা সম্পর্কে বলতে পারবেন। এবং সেই সাথে কিন্তু আপনার যে ভ্রমণ করেছিলেন সেটার কথাগুলো কিন্তু উঠে আসে। তো সেক্ষেত্রে কিন্তু একটা টপিক তৈরি হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ।
হুম। জি। একদম, একদম হ্যাঁ। এই যে স্থানটা একদম হ্যাঁ স্থানটা আসলে একদমই সংযুক্ত। আমি বলতে গেলে আপনাকে এটাই বলব যে, বিভিন্ন সংস্কৃতির সাথে আসলে আমরা পরিচিত হতে পারি বিভিন্ন জায়গায় ভ্রমণ করার মাধ্যমে। এবং এই যে বিভিন্ন ভ্রমণের পরে যে আমরা এই যে, বিভিন্ন খাবার-দাবারগুলো খাই, দেখা যায় এগুলোও কিন্তু আমাদেরকে বেশ প্রভাবিত করে এবং আমার মনে হয় যে
হুম। হুম। হুম। হুম। হুম, হু। হুম। হুম।

অবশ্যই, দেখা যায় আমার বাসায় কিন্তু বৃষ্টি হলেই কিন্তু আ আমরা আসলে খিচুড়ি খেয়ে থাকি, বা খিচুড়ি রান্না করে থাকি। তো সেক্ষেত্রে এই যে আপনিও আবহাওয়ার কথা বললেন এইটা কিন্তু সম্পূর্ণ দেখা যায় যে একদমই আ সংযুক্ত। আসলে এ ধরনের ওয়েদার গুলোর সাথে, এবং আমার মনে হয় আমাদের মন কিন্তু ভালো থাকে আমাদের পছন্দের খাবারগুলো খাওয়ার মাধ্যমে। এবং আমার মনে হয় যে, আমাদের আসলে উচিত বেশি, বেশি করে আসলে এ ধরনের খাবারগুলো খাওয়া। ওয়েদারের কথা যদি চিন্তা করি, দেখা যায় ঠান্ডা, ঠান্ডা লাগলে আমরা খিচুড়ি খেতে পারি। এতে কিন্তু আ আমাদের মনও ভালো থাকবে এবং আ আমি মনে করি যে এই স্মৃতির বিষয়টা রয়েছে। এই স্মৃতিটা কিন্তু দেখা যাবে যে, আমরা অনেকটাই আ স্মৃতিচারণ করতে পারব। পরিবারের সাথে সময় কাটাতে পারব। তো সেক্ষেত্রে আমি বলব যে আপনার সাথে কথার শুরুতেই বললাম যে আমার কিন্তু আ ব্যাম্বু চিকেন খেতে ইচ্ছে করছে। তো সেক্ষেত্রে আমার মনে হয়, এই যে আসলে এ ব্যাম্বু চিকেনের যে বিষয়টা রয়েছে। এই এই খাবারটা আসলে আমি আমাকে একদমই বান্দরবন বা পাহাড়ের কথা মনে করিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে আহ আমি অবশ্যই চেষ্টা করব আবারও সেখানে গিয়ে সে আসল স্বাদের খাবারটা খেতে। এবং আমি এটাই দোয়া করব আপনিও যেন আপনার যেই পছন্দের খাবারটা রয়েছেন সেখানে যেয়েই যেন বা সেই স্থানে যেয়েই যেন খেতে পারেন। এতে করে আপনার মনটা কিন্তু বেশ ভালো থাকবে। এই যে আপনার সাথে খাবার নিয়ে কথা বললাম, আমার কিন্তু বেশ ভালো লাগলো। আশা করছি ভালো থাকবেন। নিজের যত্ন নিবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হুম। হুম, হুম। হুম। হুম। হুম। হুম। হুম। হুম। আচ্ছা। আচ্ছা। উ হু, একদম। করতে পারছি, হ্যাঁ। হুম। হ্যাঁ। আচ্ছা। জি। জি। একদম। আচ্ছা। জি। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হুম। জি। জি, ভাই আপনার সাথেও কথা বলে ভালো লাগলো। আমি আপনার সাথে কথা বলে আসলে আপনার বাস্তব জীবনের অভিজ্ঞতা জানলাম। এবং আপনি ভাই বিভিন্ন ধরনের খাবার টেস্ট করছেন। আপনার কথা শুনে মনে হইলো আপনি ভ্রমণ প্রিয় একজন মানুষ এবং খুব ভ্রমণ করেন। তো সেক্ষেত্রে ভাই আমিও এরকম আসলেই যখন সময় পাবো সামনের থেকে ভ্রমণ করে খাওয়া দাওয়ার চেষ্টা করব। কারণ আসলে খাবার আমার শখ। তো সেক্ষেত্রে খাবার দাবার তো করাই উচিত। তো ভাই আপনার সাথে কথা বলে বেশ ভালোই লাগলো। আপনার সাথে সামনেও কথা হবে ভাই, ইনশাল্লাহ। আপনি নিজের যত্ন নিবেন, ভালো থাকবেন এবং আ সামনেও কোন একদিন আড্ডা দেওয়া হবে এরকম। তো ততদিনের জন্য ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। আপনার রাত যাতে ভালো যায়, শুভরাত্রি।
জি। জি, একদম। উ জি।